আচ্ছা, পরিচয় বলতে কি, এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। পহেলা বৈশাখের মেলা, হ্যাঁ, তারপর ওই যে গ্রাম্য এলাকায় ফুচকা খাওয়া, চটপটি খাওয়া, হ্যাঁ, আড্ডা দেওয়া, সবাই মিলে একসাথে মজা করে দেখতে যাওয়া, ঘুরে বেড়ানো এইগুলা ছিল তখন। মানে এখনো হয়তোবা আছে, তবে তখন ছিল, এইগুলাই আসলে আমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য।
সেটা তো অবশ্যই। <chuckles> বিষয়টা বেশ মজার, বলা যেতেই পারে, হ্যাঁ। বৈশিষ্ট্য হ্যাঁ। হ্যাঁ, এ
হ্যাঁ, তো ওইটাকে উপভোগ করছি অবশ্যই। যেহেতু আমি বাঙালি, পহেলা বৈশাখের মেলা হবে, যাব না? হ্যাঁ, এইট এইটা তো হয় না। আবার ওই যে বয়সেরও কিছু ব্যাপার ছিল যে, হ্যাঁ, খুব ভাব নিতে হবে। হ্যাঁ? তারপর এইটা করতে হবে, ওইটা করতে হবে। এ এই ধরনেরও অনেক ব্যাপার ছিল। তো সব মিলিয়ে বন্ধু বান্ধবের সাথে যাওয়া তো, আরো হৈ হুল্লোড় করা, আনন্দ ফূর্তি করা, সেই সময়টাই স্মৃতিময় ছিল। জি।
<chuckles> হতেই পারে না, হ্যাঁ। <giggles> সেটা তো অবশ্যই। হ্যাঁ, সেটা থাকতেই পারে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, সেটা অবশ্যই তো ঠিক যে, একটা ব্যাপার কিন্তু থাকে যে, বিশেষ করে আপনি যেটা বলছিলেন গ্রামের যে মেলাগুলো থাকে, এক্ষেত্রে কিন্তু আসলে একতা যে ব্যাপারটা, অনেক গ্রামের থেকে মানুষজন যায়। আ দেখা যেতে পারে, আপনি যেটা করছিলেন যে, মজার বেশ বিজয়, বিষয়গুলো করছিলেন, হাতে বাঁশি, চোখে সানগ্লাস, তাও অন্ধকারের মধ্যে। আ বা বলা যেতে পারে, আপনাদের যে ভালো লাগার বিষয়গুলা, ওগুলো কিন্তু আপনারা করেছিলেন। বা স্থানীয় যে ব্যাপারটা, ওটাও কিন্তু আসলে আপনাদের মধ্যে ছিল। সেক্ষেত্রে কিন্তু আসলে খিচুড়ি খেতে পেরেছিলেন। তো বিষয়টা বলা যেতে পারে, এটা আ ভালোই একটা বিষয়। তো আপনার সাথে এগুলো নিয়ে কথা বলতে পেরে কিন্তু বেশ ভালোই লেগেছে। আপনি অনেক কিছু শেয়ার করলেন। এর মাধ্যমে আসলে নস্টালজিয়ার যে ব্যাপারটা, এটাও কাজ করেছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকবেন।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> একদম রাত ৮ টায় শো হয়। একদম।